এখননের ছবিটা আসলে মুহূর্তগুলো কি আসলে ওভাবে ক্যাপচার করা হয়? মানে আমার কাছে তো মনে হয় না। তখন যে স্মৃতির যে ব্যাপারটা এখননের ছবিগুলো না কেমন মেকি হয়ে যায় বা এখননের ছবিগুলোতে আমার মনে হয় যেন জীবন্ত যে ব্যাপারটা, সেটা কিন্তু এখন পাওয়া যায় না। যেটা আ মানে আমরা 8 টিস যারা আছি আমরা ওই সময়কার ছবিতে যে জীবন্ততা বা ধরুন যে একটা মানে মনে হতো যে আ মানে সিমপ্লিসিটি ছিল তখনকার ছবিতে। এখনকার ছবি তো এডিট করে এমন চেঞ্জ করে ফেলা হয় যে ছবির যে স্বকীয়তাটা সেটা কিন্তু একেবারেই থাকে না। ত আর আগের সময় ছিল
না, না, না। হয়তো মনে হচ্ছে না। হু, হু। জ্বি। আচ্ছা। জ্বী, জ্বী। জ্বি। এ এ জী আসলে ওই যে বলছিলেন আপনার বাবা হচ্ছে অফিস থেকে এসে নিয়েছেন। ওই ছবিটার মধ্যে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে বাবা ক্লান্ত-শ্রান্ত বা আপনাকে নিয়েছেন, আপনি কান্নাকাটি করছেন। আশেপাশে কোনো এডিট করা হয়নি। একদম প্রাণবন্ত ছবিটা ফুটে উঠে উঠেছে যেটা আপনার ভাষায় বোঝা যাচ্ছিল। কিন্তু এখনো ছবি এডিট করে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রাণবন্ত কি? মানুষের অবয়বও চেঞ্জ করে ফেলা হচ্ছে। এটা কি হচ্ছে নাকি অহরহ কি মনে করেন আপনি?
একদম। হুম। <chuckles> একদম। হ্যাঁ অবশ্যই। মানে এটা তো অহরহ হচ্ছে। মানে আপনি দেখবেন যে অ্যা একটা মানুষকে আপনি সামনাসামনি দেখতে একরকম। আমি কিছুদিন আগে আমার এখানে একজন মহিলাকে দেখলাম। মানে আমি নিজেই খুব অবাক হয়েছি আরকি। মানে উনাকে সারাক্ষণ আমি Facebook দেখি বা রকম ছবি দেয়। তো আমি সামনাসামনি ওনাকে চিনতে পারিনি। মানে সামনাসামনি ঠিক অন্য রকম। মানে উনি এতটাই এডিট করে ছবিকে যে মুখটাকে একদম চাপিয়ে চিকন করে ফেলে। তো যখন সামনাসামনি দেখেছি আমি আসলে মহিলাটাকে চিনতেই পারিনি। আর তার উপরে তো আছে ধরুন যে রং ফর্সা করা বা নানা রকমের চোখের রং চেঞ্জ করা। হ্যাঁ, নানা রকম ফিল্টার দিয়ে চেঞ্জ করা। প্রকৃতিকে চেঞ্জ করে ফেলে। দেখা যায় যে আমি হয়তো ওই জায়গাটাতে অনেকবার গেছি। কিন্তু এমনভাবে ফিল্টার দিয়ে প্রকৃতির রং আশপাশ চেঞ্জ করে ফেলে। আমি নিজেই মাঝে মাঝে ছবি দেখে অবাক হই। আমি ভাবি যে এটা কোন জায়গাতে ছবিটা তোলা হল। এখন ঐ ছবিতে
হুম। আচ্ছা। জ্বি, জ্বি, জ্বি বুঝতে পেরেছি। হুম, হুম ফিল্টার, ফিল্টার অনেক রকম ফিল্টার আছে। তার মানে হচ্ছে এ জি, জি। হুম। <laughs> কিন্তু আপনি তো গেছেন ঐখানে তারপরেও চিনতে পারেন না। এতটা এডিট করা হয় আরকি। জ্বি, চমৎকার বললেন আসলে এই যে, যে এতগুলো কথা বললেন বিশেষ করে ছবি তোলা নিয়ে তো অনেক কথা হল। তা ফটো অ্যালবাম কি যেহেতু দেশের বাইরে আছেন আপনার কাছে আছে এবং সময় পেলে কি সেগুলো দেখেন, সেগুলো স্মৃতি নিয়ে ঘুরে বেড়ান।
একদমই, একদমই তাই। হুম। একেবারেই।